একদম বেশ দারুণ বলেছেন। তো আসলে জানতে চাচ্ছিলাম যে বাইক চালানো ছাড়াও এমনকি কোনো আপনার নতুন কোনো ধরেন স্কিল বা এমন কোনো কিছু নতুন শিখতে চেয়েছিলেন কোনোদিন? যেটা ধরেন আপনে আ আসলে এইযে চর্চার অভাবে আসলে ভুলে গিয়েছিলেন কিংবা আসলে কখনো আর সেটা শেখা হয়ে ওঠে নাই। এরকম কি কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা সেটা যদি উম জানাতেন?
হু। উম হ্যাঁ, আসলে এরকম অভিজ্ঞতা রয়েছে সেটা হচ্ছে হলো মানে আমার মানে প্রোগ্রামিং রিলেটেডই একটা বিষয়। সেটা হচ্ছে হল অ্যা প্রোগ্রামিং এর একটা স্ট্যাক এর কথা বলব। সেইটা হচ্ছে হল যে MERN স্ট্যাক এর কথা। হ্যাঁ? সেইটা আম আমি শিখা শুরু করেছিলাম। হ্যাঁ? তো শিখা শুরু করার পর আমি তার কিছুদিন পরে অন্য আরেকটা কোম্পানিতে জয়েন করি। সেখানে এই স্ট্যাকটা নিয়ে আসলে কাজ হচ্ছিল না। অন্য ভিন্ন একটা স্ট্যাক এ কাজ হচ্ছিল। তো আমি ওই ক্ষেত্রে আসলে ঐখানে ব্যস্ত থাকার কারণে এইটাকে আসলে ঠিকমতো সময় দিতে পারিনি। তো যতটুকু শিখেছি হ্যাঁ কিছুদিন আসলে গ্যাপ যাওয়ার কারণে ঐটা তো স্বাভাবিক এটা মনে থাকবে না কারণ বিষয়গুলা আসলে মুখস্থ করা যায় না কোনোভাবে। তো ওইটা ভুলে গিয়েছিলাম আরকি। মনে থাকে।
আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। হুম। ও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। তাতে করে ভুলে গিয়েছিলেন আরকি। জি। জি, তা তো অবশ্যই। এটা কাজের মাধ্যমেই আসলে যে প্র্যাকটিক্যাল আসলে কাজের মাধ্যমেই মনে থাকে। তো এরকম তো আসলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই আছে। অনেকগুলো ফ মানে ধরেন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অনেক কিছুই রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে ধরেন যেটা আপনার কাজে লাগে না। আর ধরেন কিছু, কিছু আছে যেগুলো আপনার আসলে সবসময়ই দরকার পড়ে আপনে আসলে স্কিলটা দেখানোর জন্য যেগুলো এগুলো আমি জানি। তো তখন ধরেন আপনার এরকম যদি হয় যে খুব তাড়াতাড়ি করে শিখে নিতে হবে কোনো একটা ইন্টারভিউ আসছে। তখন কি করে থাকেন আপনি এই নতুন ধরেন পুরান জিনিসটা শেখার জন্য কি একটু চর্চা করে তারপরে যান এরকম কিছু?
হু, হু। নিশ্চয়ই। জ্বী। হুম। হু।